আসলে দেখা গেছে কি যে এই রুটিন এর যে ব্যাপারটা আছে ওইটা আরকি অনেকের ক্ষেত্রে অনেক রকম মানে অনেকে অনেক রকম ভাবে মানে। আ যেমন আমার ক্ষেত্রে দেখা গেছে যে আমি আ ট্রেনার যে ধরণের রুটিন দিছে ঐটাই আ ফলো করার চেষ্টা করি। আবার অনেক সময় দেখা গেছে এরকম যে মানে যারা আরকি নিজেরা আরকি একটু আ তাদের বন্ধুদের কাছ থেকে একটু দেখা যায়। যেমন দেখা যায় কি যে ওর অনেকটা বন্ধু অনেক ভালো একটা আ শেপ এ আসছে বা অনেক ভালো একটা ফিজিক কিন্তু গঠন করতে পারছে। তো দেখা যায় কি যে ওরা ট্রেনার এর কথা না শুনে ওর বন্ধু যেগুলো ব্যায়াম করে ওগুলা ব্যায়াম করতে যায়। তো এটাই আরকি যে মানে একেকজন একেকটা মানে কিন্তু আমি মনে করি যে যেকোন একটা মেনে মানে মানে ব্যায়াম না করার চেয়ে ব্যায়াম করা ভালো বা মানে ট্রেনারের মানে রুটিন ফলো করার চেয়ে মানে বন্ধুর ফট রুটিন ফলো করেন কোন সমস্যা নাই আরকি। ওই যে প্রতিনিয়ত ব্যায়াম করাটাই আরকি মূলত মেইন উদ্দেশ্য থাকা উচিত। আমি জি।
আচ্ছা। হুম, হুম। জ্বি। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। হুম। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, একদমই। উম জ্বি। তো এই যে এর মাঝখানে আরেকটা বিষয় যে আসলে ব্যা ব্যায়ামটা কতক্ষণ করা উচিত একটা মানুষের মানে বে এটা কত সময়সীমাটা কতক্ষণ হওয়া উচ
আসলে আমি মনে করি কি যে মানে আ সর্বনিম্ন এক কথায় ৪০ মিনিট বা আ ১ ঘন্টা হইলে বেটার হয়। আ মানে খুবই ভালো। আ ৪০ মিনিটের মতো ব্যায়াম করা। আর আরেকটা জিনিস উর্ধ্বে ২ ঘণ্টা আর ম্যাক্স ৩ ঘন্টা আরকি। ৩ ঘন্টার বেশি আ জিম করলে আরকি দেখা যাবে কি আপনি শক্তিও পাইতেছেন না, তখন দেখা যাবে যে আপনার বিভিন্ন ধরনের ওইযে subtance গুলো ইউস করতে হইতাছে। যেমন অনেকে আছে creatine ইউস করতেছে বা অনেকে আ আছে প্রি-ওয়ার্কআউট ইউস করতেছে। মানে এরকম জিনিস ইউ যে আর্টিফিশিয়াল যেগুলো জিনিস আছে ওগুলো আ ব্যবহার করতে হয়। তো আমি মনে করি যে এত বেশি না করে অন্তত ১, ১.৫ ঘন্টার একটা সুইট স্পট থা থাকা দরকার আরকি যে আ এর চেয়ে বেশি না করলেও কিন্তু হয় বা এর চেয়ে কম না করাটাই ভালো। জি, জি।
আচ্ছা। হু, হুম। জ্বী, জ্বী, জ্বী। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, এ জি, জি। এ এক্ষেত্রে কি মানে রিমাইন্ডার সেট করার কোনো বিষয় থাকে? ধরেন হচ্ছে গিয়ে আপনি মানে কোন একটা অ্যালার্ম দিয়ে রাখতেছেন বা কতক্ষণ করতেছেন বা আপনি আসলে এটা মানে নোট করে রাখতেছেন এরকম কিছু আছে?
আ জি